হ্যাঁ এটা আসলে আমি সবসময় চেষ্টা করি। যদি আমার কোন একটা কাজ করতে গিয়ে যদি ভুল হয় বা আমার মানে কোন একটা সিদ্ধান্ত নিতে যদি ভুল হয়ে যায়। তখন কিন্তু চেষ্টা করি যে এখন আসলে আমি কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছি বা কাজটা আমি কীভাবে করেছি, পরবর্তীতে কীভাবে করলে আর এই ভুলগুলো হবে না আর কি। তখন ওই বিষয়টা আবার একটু যাচাই-বাছাই করে নিই। তারপরে যদি
হুম। হ্যাঁ। আচ্ছা, মানে ভুলগুলি এড়ানোর চেষ্টা করেন।
হুম, হুম। মানে ভুলটাকে অবশ্যই দেখতে হবে না? কারণ ভুল যদি আমি না দেখি পরবর্তীতে তো আবার ভুল করার একটা সম্ভাবনা থেকে যায়।
হ্যাঁ, এটা তো অবশ্যই। <chuckles>
এইজন্য একটু দেখে নিতে হয় আরকি আমার ক্ষেত্রে। তো আমি ওই বিষয়টাই করার চেষ্টা করি সবসময়।
আচ্ছা, আচ্ছা। হুম, তাই এইযে আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি আসলে এগুলির ব্যাপারে খুব সচেতন যে হয়তোবা কোন একটা ভুল করলে তখন আপনি অনেক চেষ্টা করেন যে এই ভুল যাতে আসলে হয়তোবা মানে পরবর্তীতে আবার যাতে এই জিনিসগুলি না দৌড়াতে হয়, হ্যাঁ? কিংবা আবার রিপিট করতে না হয়। তো সাধারণত মানে যখন ভুল করেন তখন আপনার মধ্যে আসলে প্রতিক্রিয়াটা কী থাকে? এটা কি সবসময় আপনি এরকম একটু ইতিবাচকভাবে কি দেখেন জিনিসগুলি?
হু হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। সেটাই। আসলে হয় কি ভুল করলে ইতিবাচকভাবে তো দেখা হয়। কিন্তু ওই যে মানুষের মনে কিন্তু ১মে আগে নেতিবাচক প্রভাবটাই পড়ে যায়। যে আ আমি এই ভুলটা করেছি। হুম, আমার তো এটা আসলে উচিত হয়নি। নিজেকে তখন দোষারোপ করতে থাকি আরকি। তো এই ক্ষেত্রে দেখা যায় হয়তোবা খানিকটা বা একটু নিজেকে দোষারোপ করার পরেও কিন্তু রাতে যখন আবার একটু চিন্তা করি যে না। ভুল তো আসলে হইতেই পারে। তো আমিও তো মানুষ, তাই না? তো এই বিষয়টা যখন চিন্তা ভাবনা করি পরে একটু সময় দিই নিজেকে যে কোথায় ভুল হয়েছে, কেনই বা ভুল হয়েছে। তখন আবার চিন্তা ভাবনা করলে কিন্তু বেশ একটা ইতিবাচক মনোভাবও তৈরি হয় নিজের মধ্যে।
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ভূতো হয়। একদম, একদম। আচ্ছা, মানে এই জিনিসগুলো আবার নিয়ে একটু ভাবেন এ যে আসলে কোথায় ভুল টা হলো কিংবা ভুলগুলো আসলে কিভাবে শুধরানো যায়, এই জিনিসগুলো একটু চিন্তা করেন।
হ্যাঁ।